সেটা অবশ্যই খুব বিস্ময়কর একটা ব্যাপার। কিন্তু আপনি তো অনেক পিছনে চলে গেলেন। আমি বেশি পিছনে যাবো না। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি চিন্তাও করতে পারি নাই যে আমার বাবা যে বিদেশে থাকে তার সাথে আমি ওই যে অ্যাপ আঙুলের উম ঘোরানোর মাধ্যমে, আঙুলের একটা নৃত্য করার মাধ্যমে আমি তাকে সঙ্গে, সঙ্গে একটা ছোট্ট টিভির মধ্যে তাকে দেখতে পাবো। আর সেও আমাকে দেখতে পাবে। মানে আমি ভিডিও কলের জিনিসটাকে একদম সুন্দর করে বড় করে বললাম আরকি। আসলে ওইরকম কিছু না। তো ভিডিও কলটা আমি আমি ছোট থাকতে কল্পনাও করিনি, যে করতে পারবো। কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে সেটা আমাদের দৈনন্দিন জীবনে মানে আমরা খেয়ালও করছি না যে সেটা আমরা করছি বা সেটা আমাদের কতটা প্রভাব ফেলছে। যে সে সে সেইক্ষেত্রে মানে আমি বলব যে, সেদিন একটা রিসার্চে পড়েছিলাম যে বিজ্ঞান নাকি ১৯০০ মানে 1900s থেকে উনিশশো নব্বই পর্যন্ত যতটুকু উন্নয়ন হয়েছে, তার থেকে আরো ১০ গুণ বেশি উন্নয়ন ওই ১৯৯০ থেকে ২০২৫ -এর মাঝখানে হয়েছে।
হুম, হুম। হুম, হু, হুম। <chuckles> অবশ্যই। হু হুম। হুম। হু, হু, হু। হু, হু, হু। <chuckles> অবশ্যই। মহুম। হুম। হু, হু, হু। অবশ্যই। হুম, হুম, হুম, হুম, হুম। অবশ্যই। হু, হুম। আচ্ছা। হু, হু। হু, হু। হু, হু, হু। বাহ! হু, হু, হু। অবশ্যই।
চিন্তা করতে পারেন, মানে এতটা সময়? অলমোস্ট আ অ মানে ১৮০ ১০০ বছর যতটুকু উন্নয়ন না হয়েছে, তার চাইতেও দ্বিগুণ উন্নয়ন মাত্র এই ৪০-৫০ বছরে হয়ে গেছে। এটা এটা এটা এটা এটা ৪০ -ও তো না, ৩৫-৪০ বছর। এটা এটা কল্পনারও বাইরে। এটা এটা আসলে কীভাবে স তাহলে চিন্তা ক মানে ভয় জাগে বা বিস্ময়ও জাগে যে আসলে আগামী ১৫-২০ বছর পর কী হবে? সেটা সেটা আসলে ভয়-বিস্ময় দোনোটাই জাগায় যে কী না কী হয়ে যায়, তা সঠিক বলা তো যায় না। ভবিষ্যতের ব্যাপার।
হুম, হুম। হুম। হুম, হুম, হু। অবশ্যই। <scoffs> হু, হু, হু। হুম। হু, হুম, অবশ্যই। হুম, হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম, হুম। না, একদম একদম আপনি সুন্দর কথা বলেছেন। আপনি একদমই সুন্দর কথা বলেছেন। আসলে প্রযুক্তি এত তাড়াতাড়ি evolve হচ্ছে যে প্রযুক্তির ডিজরাপশন -ও ঠিক সেভাবে হচ্ছে। যেমন, আপনার ৫ বছর আগে যেই প্রযুক্তিটা খুব ইউজ হতো, সেটা এখন হয়তো outdated হয়ে যাচ্ছে। তো কারণ আমরা এত অ্যাডভান্সড হয়ে যাচ্ছি এত তাড়াতাড়ি, আমাদের পুরাতন প্রযুক্তিগুলো outdated হয়ে যাচ্ছে। এটা কিন্তু আসলে কনসার্নিংও, আবার এক্সাইটিংও। কারণ কনসার্টিং কী যে আমরা আসলে জানি না যে আমাদের প্রযুক্তিটা কোন দিকে যাবে। আসলে ওই যে সেই 'Terminator' এর মতো কি আসলে ধ্বংসের দিকে যাবে? নাকি হচ্ছে যে একদম মানে আমাদের জীবনটা চেঞ্জ করে ফেলবে, পজিটিভ দিকে যাবে। এই জিনিসটা নিয়ে কিন্তু আসলেই আমরা খুব ভাবি। দেখুন, আপনি এআই-এর ক্ষেত্রেই দেখুন। এই গত ৫ বছরের মধ্যে এআই-এর যেরকম একটা উন্নতি হয়েছে, আগে যখন ১ম-১ম এআই দিয়ে ছবি বানানো হতো, একটা মানুষের ৬টা আ ৬টা আঙুল, ৭টা আঙুল থাকত, মুখ distorted থাকতো। আমরা দেখে বুঝতাম যে এআই, কিন্তু এখন কিন্তু আসলে এআই এত হাইপার রিয়ালিস্টিক ছবি বানাচ্ছে, বোঝার উপায় নেই যে এটা কি এআই নাকি আসল মানুষ।
আসলে চিন্তার বিষয়। আপনি কী মনে করেন সে বিষয়ে? জি। জী। জী, জী। জী। জী, জী। জী। জী, জী। কী মোর নিবে। জী, জী। জী, জী। জী, জী। জী জী, জী। জী, জী। জী। জী। প্রচন্ড। জী, জী।